সেটাই, সেটাই, ভাই। আ আপনি একদম ভালো কথা বলেছেন ভাই। মানে, প্রযুক্তির যে আমাদের সম্পর্কের দিক থেকে, মানে কাছের মানুষ থ থেকে যেমন মানে ধরেন, কাছের মানুষ যখন দূরে থাকে, তখন মানে খুব ভালো যে ভিডিও কলে কথা বলতেছি, সবকিছু ঠিকঠাক। কিন্তু কাছের মানুষ যখন কাছে থাকে, ওনাদেরকে আর টাইম দেওয়া হয় না।
হু, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী, একদম ঠিক বলেছেন। <chuckles> তো এ আসলে এদিকগুলো আমাদের দেখা দরকার। আবার, আর আমাদের কিছু মানে এখানে দোষও আছে বা আমাম আমরা যেটা আসলে খারাপভাবে ব্যবহার করি সেটা হচ্ছে অতিরিক্ত সময় ব্যয় করে যে প্রযুক্তি, এরপরে ধরুন অনলাইনের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার যদি কথা বলি, আমরা অতিরিক্ত সময় ব্যয় করি। আমার কিন্তু এই যে, এই এগুলো একটু কমানো দরকার এবং আমরা কিন্তু দেখবেন যে এখন আমাদের শারীরিক সমস্যা হচ্ছে অতিরিক্ত বসে থাকার ফলে, স্ক্রিন টাইম বাড়ার ফলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু প্রকৃতির সাথে সময় কাটানো বা একটু খেলাধুলা করা, এটি আমাদের জন্য ভালো হবে। আ আর আমাদের নতুন জেনারেশন যারা আছে ছোট ছোট, তারা কিন্তু দেখবেন যে খুবই আসক্ত। তারা কিন্তু আ হাতে ফোন না দিয়ে তাদেরকে ভাতও খাওয়ানো যায় না এমন একটা বিষয়।
তা ভাই, অন্যদিকে জী, জী ,জী। হু, হু। জী, জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী, ভাই। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই ভাই, মানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই ভাই, মানে। প্রযুক্তি যেমন আমাদের কল্যাণ আনসে, এমন মানে কিছু অসুবিধাও হয়তো নিয়ে আসে। এটাই স্বাভাবিক ভাই। মানে সবকিছুর ভালো খারাপ থাকবেই। সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই বুঝে আম আমি আমার ক্ষেত্রে বলি যে আমি ভবিষ্যতে, মানে কী ধরনের প্রযুক্তি দেখতে চাই আসলে। বা আমার জীবনে কী ধরনের, লাইক আমি চাই হচ্ছে, লাইক যে আমরা এখন তো ভিডিও বা ভার্চুয়াল কলেও কথা বলি, বা ভিডিও দেখতে পাই। আমি চাই যদি যদি, সেটা যদি থ্রিডি হইত, লাইক মানে এমন কিছু প্রযুক্তি থাকতো, যেটা ওই ডোরেমনের ডোরের মতো। যে ডোরেমন ডোরেমন, আপনি হয়তো দেখেছেন কিনা আমি জানি না। যে ডোরেমনের একটা দরজা আছে। সেটা দিয়ে হচ্ছে ও, মানে দরজা খুলে ঢুকলে অন্য জায়গায় চলে যায়। যে লাইক, টাইম ট্র্যাভেল করে আরকি না? সো আমি চাই যদি সেরকম কখনো প্রযুক্তি আসে, তাহলে আমার জীবনে সেটা একবার হইলেও ব্যবহার করতে চাবো আরকি। তারপর
হ্যাঁ। জী এটা জী। হুম, হুম, অবশ্যই। জী। হুম, হুম। জী দেখেছি, হ্যাঁ। জী, বুঝতে পেরেছি। <chuckles> জী, আপনি এ অবশ্য ঠিক বলেছেন, আসলে এটি আমারও মাঝে মধ্যে মনে হয়। কিন্তু আসলে যদিও এতদূর সম্ভব না হয়, তবে কিন্তু দেখবেন যে ভার্চুয়াল রিয়েলিটি বা AR/VR যে বিষয়টা আছে, অগমেন্টেড রিয়েলিটি, সম্ভবত এ এর দ্বারা কিন্তু সম্ভবত আ প এই ধরনের কিছু করা পসিবল। আসলে আমরা হয়তো সে দরজা দিয়ে ঢুকতে পারব না। কিন্তু সেটার মাধ্যমে মনে হবে যে আসলে আমরা ওই জায়গাটায় আসলেই চলে গিয়েছি, ওখানে ঘুরছি ফিরছি। ধরুন আপনি পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচটা দেখছেন, এটি সম্ভব আসলে আমার মনে হয়। কারণ এটি আমি হয়তো দেখেছি। জী, জী।
হ্যাঁ, হ্যাঁ। জী, জী, জী, জী, জী। হ্যাঁ, হ্যাঁ। মহুম। জী, জী। জী, জী, জী। জী, জী। হয়তো ফিলিংস দিবে আরকি। জী, জী, জী, জী। জী, এমন হলে তো বেশ ভালোই হয়, ভাই। এই সব জীবনে একবার হলেও, সেটা ব্যবহার করতে অবশ্যই চাইবো।
<chuckles> আসলেই ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ।

কে না চাইছিল আসলে এটা তো একটা খুব মজার বিষয় আমার মনে হয় যে এখন বসে আছি বসে থেকেই আমি পুরো পুরো বিশ্ব ভ্রমণ করছি। ধরুন কোনো একটা পাহাড়ের চূড়া জ্বি, যে কোন একটা পাহাড়ের চূড়ায় বসে আছি কোন একটা হিমালয় উপবেগ থেকে দেখছি আসলে আসলে দৃশ্যটা উঁচু থেকে দেখতে কেমন। এই যে এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো জ্বি।
এ কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু নতুন, নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে না? জ্বি, জ্বি, জ্বি, জ্বি। বাসায় বসেই আপনি মানে ট্রাএ ট্রাভেল এর ফিল পাবেন না? <chuckles>
হ্যাঁ, জ্বী, একদম ঠিক বলেছেন। <chuckles>
যাক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি একজন প্রযুক্তি প্রেমী মানুষ। আপনি সারাক্ষণ মানে আপনার যে রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করেছেন। না, আমি অনেক কিছু জানতেও পেরেছি। ভালো থাকবেন ভাই হ্যাঁ, জ্বি।
জ্বি, ধন্যবাদ, ধন্যবাদ। অ্যা হ্যাঁ, আপনার সাথে কথা হয়ে অনেক ভালো লাগলো ভাই। আশা করছি আবারও আপনার সাথে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। অনেক ভালো লাগলো অবশ্যই। তো আশা আ ভালো থাকবেন জ্বি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।
জ্বি, জ্বি, জি। অবশ্যই, অবশ্যই। শুভরাত্রি ভাই। ভালো থাকবেন। ধন্যবাদ।